বাহ! বাহ! তো ১ম দে আপনি বললেন যে উনি হচ্ছে আ আপনাদেরকে দারুণ করে দিক নির্দেশনা দিয়েছে। কোন দিকে গেলে আপনারা কোন সিনারিটা দেখতে পারবেন, বা কোথায় কোত্থেকে ওই সিনারির যে অ্যাঙ্গেল গুলো সেগুলো আপনাদেরকে সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। তো ১ম দেখায় আ যে যেহেতু উনি বললেন যে চায়ের দোকানদার, আ ১ম দেখায় ওই মানুষটা সম্পর্কে আপনার কেমন ধারণা হয়েছে? আপনি কি বুঝতে পেরেছিলেন যে উনি এত নলেজ রাখে?
একদমই, একদমই। আ আ হ্যাঁ এটা আসলে প্রথমেই বুঝতে পারিনি কিন্তু আ পরে আসলে বুঝতে পেরেছিলাম আ যে উনি ওখানকার স্থানীয় যার জন্য আসলে এতটাই আ নলেজ আছে ওনার। <snorts> তো আমরা কিন্তু পাহাড়ের আ মানে ওখানে কিন্তু আ মানে বেশ কয়েকদিন ছিলাম আরকি আ তিন চার দিন মতো স্টে করেছিলাম। তো আ ওই ওই ৩-৪ দিন কিন্তু দেখা যাচ্ছে বিকেল অথবা আ রাতের দিকে কিন্তু ওই দোকানে কিন্তু প্রায় প্রত্যেকদিনই চা খেতে যাওয়া হত।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। প্রায় সময় যাওয়া হত। আচ্ছা, আর প্রায় সময় ওনার কাছ থেকে আপনি আপনারা বিভিন্ন রকমের তাহলে টিপস বা ট্রিকস জানতে পারতেন ওখানে থাকার, তাই না?
হ্যাঁ হ্যাঁ, মানে বন্ধুদের সাথে। হ্যাঁ একদমই, একদমই তো সেক্ষেত্রে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে উনার সাথে আসলে এতই আ ভালো সম্পর্ক আমাদের হয়ে উঠেছিল। আ উনি কিন্তু মানে ১ দিন দুপুর বেলা হুট করেই বলে বেসেন যে "দুপুরবেলা আমাদের বাসায় আ আপনাদের দাওয়াত।" তো আমরাও কিন্তু মানে হ্যাঁ, হ্যাঁ আমরাও কিন্তু মানে দাওয়াতটা গ্রহণ করে ফেলি। মানে আ খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আ উনারা কিন্তু আ আরেকটা বিষয় বলে রাখা ভালো উনারা কিন্তু হচ্ছে উপজাতি। আ পাহাড়ে যারা উপজাতি বাস করে তাদের, ভেতরকার হয়তোবা কেউ একজন।
হুম। হ্যাঁ। হুম। বাহ! আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বাহ! আ
তো সে হ্যাঁ, হ্যাঁ।
<sucks teeth> আপনার কি কোন বিশেষ মুহূর্ত আ মনে পড়ছে? আপনি বলছেন যে উনি আপনাদেরকে ১ দিন দুপুরে তার বাসায় খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল। তো এ এছাড়া মানে ওই সময়ের মুহর ওই সময় কিভাবে কেটেছে? আপনারা কি আসলে গিয়েছিলেন তার বাড়িতে? আ দুপুরের খাবার কি আসলে ওখানে খাওয়া হয়েছিল?